উম জি। তো সেক্ষেত্রে আসলে সোনাটা কি আর কি সহজভা মানে আ বা trade করাটা সহজ হবে। আর আপনার আ ই আমাদের সমস্যা থেকে বেরোতে আরকি একটু আ মানে সহজে বেরোতে পারবো আরকি। বুঝতে পারছি।
আ হ্যাঁ। হ্যাঁ, তো সোনাটা হ্যাঁ যদি আমরা আ কিনে রাখি আমাদের ছোট, ছোট যে সঞ্চয়গুলো। আ ওই, ওই টাকাগুলো দিয়ে তো আমি মনে করি যে আমরা, আমাদের আ এই টাকার পরিমাণটা আরও বাড়বে। দিন, দিন আরো বাড়বে কমবে না। হু, হু।
উ জি। আ হ্যাঁ। বুঝতে পারছি। দৈনন্দিন দিনের <chuckles> হ্যাঁ, তো আ দেখি আমিও আসলে আ সোনার দিকে আরকি একটু ঝুঁকছিলাম। তো যাই হোক ভাই। <chuckles> আমি ভালো লাগলো আস আসলে আপনার সাথে কথা বলে আরকি। এই যে টা টিপস টা পেয়েও আরকি। তো
আ হ্যাঁ। হু, হু। আ হ্যাঁ। হু, হু। আপনার সাথেও কথা বলে অনেক ভালো লাগলো। আপনি অনেক সুন্দর বলেছেন। <chuckles> হু, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। ধন্যবাদ।
হুম উম জি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।

হ্যাঁ ভাই। সেটাই আরকি। আর আ আরো আরো ব্যাপার আছে ভাই। আপনারা ধরেন আসলে সরকারি চাকরি বা করলেন তখন ব্যাপার হল কি আ এই যে নির্দিষ্ট যে বেতন আরকি বেতনের আসলে তো আব যে ধরেন আপনার একটা ক্যামেরা কেনার ইচ্ছা আছে। তো ক্যামেরাটা তো আসলে ভাই একটু দামি হয়ে যায়। তো এ এটা আসলে আর সামর্থ্য কুলায় না। তো সেক্ষেত্রে তো হুম।
হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। আ আসলে হ্যাঁ, বেতন পাওয়ার পরে আ সব খরচ আরকি শেষ করে যে টাকাটা থাকে ওই টাকা দিয়ে আসলে আ পছন্দের বিশেষ করে কোন শখও পূরণ করা যায় না। সেটা ক্যামেরা হোক, ফোন হোক, বাইক হোক, কোনো ভালো ড্রেস হোক, পোশাক হোক। তো সেক্ষেত্রে আমরা যদি কোনো ছোট, ছোট শখও পূরণ করতে চাই তারপরেও কিন্তু আপনার সঞ্চয় লাগবে। যদি সঞ্চয় থাকে সঞ্চয় থেকে টাকাটা উঠিয়ে আমাদের শখটা পূরণ করতে পারি।
জ্বী। উন জ্বী। <chuckles> হ্যাঁ। উম জ্বী। উন জ্বী। হ্যাঁ। <chuckles> হ্যাঁ, সেটাই ভাই। যেমন এখন আসলে বর্তমান সময়ে মানুষের আরকি আ iPhone এর যে আপডেট ভার্সনগুলো এটা আরকি কেনার শখ। তো এটা আরকি ধরেন আমিও আরকি একটা কিনলাম ওই ইয়ার থেকেই আরকি। ওই ধরেন আ বাসা থেকে যা টাকা দিত ওইখান থেকে ৳১০০-৳২০০ করে জমায় আস্তে, আস্তে আ প্রায় ৳৬০-৳৭০ হাজার দিয়ে একটা কিনছে ভাই।
হ্যাঁ। <chuckles> হ্যাঁ। হ্যাঁ, <chuckles> আসলে এটা সঞ্চয় যেহেতু করছেন, সঞ্চয় টাকা ছিল বিদায় আপনি এটা সহজে করতে পারছেন। আর যদি সঞ্চয় না থাকতো তাহলে কিন্তু আপনার বেতনের টাকা সব খরচ খরচা করে কিন্তু আসলে শখটা পূরণ করা সম্ভব হত না আমি মনে করি।
উম জ্বী। <chuckles> হ্যাঁ। <chuckles> হ্যাঁ ভাই। তারপরে আরো কিন্তু ব্যাপার ঘটে। শুধুমাত্র যে আসলে শখ পূরণের ক্ষেত্রে তো একটা ব্যাপার আছে। তারপরে আবার আরেকটা ব্যাপার আছে যে এইযে আর্থিক স্বাধীনতায় যে ধরেন অসুস্থ হয়ে গেলে হুট করে তো আসলে যারা বাইরে থাকি আমরা তাদের তো আসলে আ মানে ডাক্তারি খরচ যে ব্যাপারটা আছে সেটা আরকি হয়ে ওঠে না। তো আপনার এই এইখান থেকে
হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। এ এটাও হ্যাঁ আমি মনে করি একটা বিশেষ করে সঞ্চয়। আমাদের সঞ্চয় যদি থাকে, আমরা যদি হঠাৎ করে অসুস্থ হয়ে যাই, তো সঞ্চয়ের টাকাটা কিন্তু আমরা কাজে লাগাইতে পারি। বিশেষ করে আমাদের পরিবারের কেউ হঠাৎ অসুস্থ হয়ে গিয়েছে? অনেক টাকা দরকার। যা এই মুহূর্তে আরকি অ্যা জোগাড় করা সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে আমরা সঞ্চয়ের টাকাগুলো নিয়ে কিন্তু সুন্দরভাবে চিকিৎসা করাতে পারি।
উন জ্বী। উম জ্বী। হ্যাঁ। হ্যাঁ। উম জ্বী। জ্বী।